জ্বি, জ্বি। আসক্তি আমি বলতে চাই একেবারে নির্দ্বিধায়। আপনি এতো হয়তো দ্বিধান্বিত হয়ে বলছেন। কিন্তু আমি একেবারে নির্দ্বিধায় বলি যে, এটা একটা আসক্তি। আমার সন্তানকে আমি স্কুল থেকে আসার পর বলে দিয়েছি যে, "তোমাকে মাঠে খেলতে যেতে হবে, যদি তুমি খেলতে চাও।"
হ্যাঁ। <chuckles> হ্যাঁ, তাহলে জ্বী।
"এবং তোমাকে নির্দিষ্ট টাইমে হোমওয়ার্ক করতে হবে। এবং তোমাকে নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে। আমি এত কিছুর পরে তোমাকে কখনোই বলি না যে, তোমাকে মোবাইলটা টাচ করা যাবে না। তবে কেও তবে তোমার মোবাইল দেখার নির্দিষ্ট একটা সময় তুমি নিজে বের করে নাও, কখন মোবাইল দেখবে? সেটা তুমি রিল দেখো কিংবা কোনো গেম খেলো। কিন্তু তার জন্য তোমাকে 30 মিনিট আমি সময় দিবো। সেটা তুমি যেকোন সময় নিতে পারো, আমার কাছ থেকে ফোনটা। কিন্তু আদারওয়াইজ, কখনোই তুমি পাবা না, যতক্ষণ পর্যন্ত তুমি মাঠে সেদিন খেলতে যাও নাই আমি যদি শুনি তুমি মাঠে খেলতে যাও নাই, তাহলে তুমি ফোনটা পাবা না। তোমাকে সমস্ত কিছু কাভার করে, আমার কাছ থেকে ফোনটা নিতে হবে।" তো এইরকমভাবে হ্যাঁ, একটা রুটিন এর মধ্য থেকে তাদেরকে ফোনটা দেওয়া যেতে পারে, কিছু সময়ের জন্য।
হুম। আচ্ছা, সো এক বেশ একটা উম পুরস্কারের প্রয়োগ, উম দিয়ে রাখছেন। হুম, বুঝতে পেরেছি। কিন্তু এ ধরেন এই যে, আপনার ছেলে, ও তো ফোনের লোভেই হয়তো খেলতে যাচ্ছে বা এটা হচ্ছে বা হ্যাঁ? তার মানে ওর মধ্যেও কিন্তু, একটু হলেও আসক্তিটা রে রহ হয়ে গেছে। মাঝে, মাঝে আরেকটু বড় হলে হয়তো ওর মধ্যে একটু বিরোধপূর্ণ মনোভাবও চলে ব্যা মানে শুরু হয়ে যাবে। মানে একটা বি মানে, "বাবা দিচ্ছে না, আমি চাচ্ছি। এটা আমার মনে হয়, এটা অনেক বেশি ভালো" সেটা না করে এটা করছে। হ্যাঁ? এই ধরনের একটা বিরোধ সি ন্যা
<chuckles> হ্যাঁ। রয়ে গেছে। হতে পারে, হতে পারে, সেটিও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আর আমি না দিলেই যে সমস্যাটা সমাধান হয়েছে, তাও কিন্তু না। আমি দিই নেই, মাঠেই গেছে, মাঠে অন্য একটা শিশু সন্তান নিয়ে গেছে আবার হাতে করে ফোন। আ সে আবার যায়ে ওখানে দেখছে। <chuckles> জ্বি, জ্বি, জ্বি, জ্বি।
তাও না। হ্যাঁ। এক্সাক্টলি, এক্সাক্টলি। বি বিরোধ বা টানাপোড়ন সিচুয়েশন এ, আপনি তাহলে কি করেন? মানে তখন কি জোর করে উম ওকে আটকে রাখেন বা কি করছেন? নাকি নরম ভাবে ওকে বুঝান? কি, কি করা উচিত?
না। দেখুন, নরমভাবে বলতে কি? আসলে এ এটার যে ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে, বয়সের সাথে, সাথে এটা সন্তানদেরকে শিখিয়ে দেওয়া ভালো। অ হতে পারে সেটা খোলামেলা আলোচনা। অ্যা কখনো, কখনো বলা হয় না যে ব বয়ঃসন্ধিকালে শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হয়, অন্তত বাবা-মাকে। অ্যা কারণ যেন যেন তারা পরিবর্তনগুলোকে সহজভাবে নেয় এবং বুঝতে পারে যে, কোথা থেকে কি ঘটছে? তো অনুরূপভাবে অ্যা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিংবা স্ক্রিন অ্যা অ সময়ের ব্যবহারের ক্ষেত্রে, একটা খোলামেলা আলোচনা যদি সন্তানদের সঙ্গে করা যায় এবং নিয়মিতর চর্চার মধ্য দিয়ে যদি যাওয়া যায়? আ তাহলে আমার মনে হয় যে, একটা ভালো ফলাফল আসলেও আসতে পারে সেক্ষেত্রে, এইযে নিয়ন্ত্রণের জায়গা থেকে।